অনেক দিন যাবত একটা জিনিস নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি। কী যে, করব? কিছুই যেন বুঝতে পারছি না। এর কারণে আমি অনেক মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি। আসলে এত কিছু মাথায় দিয়ে যাচ্ছে, কিছুই যেন বুঝে উঠতে পারছি না। কী করব, না কি এটা নিয়ে ভাবব? তাও ঠিকঠাক মতোন হচ্ছে না। সবকিছু যেন আসলে উলটপালট হয়ে যাচ্ছে। কারণ এই যে, একটা বাজেট, এর মধ্যে কী করব, না করব, এটাও বুঝে উঠতে পারছি না। এবং আমি এটা নিয়ে ভাবতেছি এবং খুব দুশ্চিন্তার মধ্যে আছি, যে, কী করা যায়, কীভাবে আগাবো? এজন্য মানসিকভাবে অনেক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আপনি কি আমাকে এটা নিয়ে একটু পরামর্শ দিতে পারবেন?
উম জি। হুম। জ্বি, আসলে বুঝতে পারছি। আপনার কথা শুনেই না বোঝা যাচ্ছে যে, আপনি একটু মানসিকভাবে চাপের মধ্য দিয়ে আছেন। তো সেক্ষেত্রে আপনি বললেন যে, আপনার বাজেট নিয়ে আসলে সমস্যা হচ্ছে। তো এটা যদি একটু মানে খুলে বলেন, যে, আপনার এই যে, বাজেটটা, তো এই বাজেটটা নিয়ে আসলে কী সমস্যাটা হচ্ছে? বা আপনার আসলে মাসিক আয়, বা এককালীন আসলে বাজেটটা কত?
জি, আমি চাকরি করি এবং আমার মাসিক আয় হচ্ছে ৳২৫,০০০। এখন কথা হচ্ছে আমি এই ৳২৫,০০০ র মধ্যে এই যে একটা শপিং করা এবং এই যে নিজের যে একটা স্টাইল জামা কাপড়ের জন্য বা বিভিন্ন জামাকাপড় থাকে যেগুলো হচ্ছে নিজে থেকে যাচাই বাছাই করে নেওয়া। সেগুলো করতে প্রচুর টাকা যায় এবং এত টাকা আসলে আমার এই ইনকাম দিয়ে হচ্ছে না। কারণ আমি একটা আপনাকে আ সিনারিও বলি। সেটা হচ্ছে <smacks lips> আমি একবার হ্যাঁ আমি একবার হচ্ছে আ যমুনা ফিউচার পার্ক আমাদের এখানে একটি ভালো মার্কেট। সেখানে গিয়েছিলাম। আ মার্কেটটি খুবই ভালো। এখানে যে বিভিন্ন ধরনের হচ্ছে জুতা তারপর হচ্ছে আপনার আ পোশাক-আশাক এগুলা দেখলাম সেগুলো দেখতে খুবই চমৎকার এবং সুন্দর কিন্তু সেগুলা যেন খুবই আ টাকা লাগে মানে কেনার জন্য আসলে খুবই ব্যয়বহুল করতে হয় সেগুলো কিনতে হলে। কিন্তু আ সেগুলা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেলো যে এগুলা তো আমার এই টাকার মধ্যে হবে না এবং হচ্ছেও না। আমি যদি চেষ্টাও করি একটা প্যান্ট কিনতে গেলে, একটা গেঞ্জি আসছে না অথবা একটা গেঞ্জি কিনলে, একটা জুতা আসছে না। যেন মাথার উপর দিয়ে খুবই চিন্তা যায় যে কি করবো তাহলে। মানে ৳২০০০ নিয়ে গিয়েছিলাম আমি আসলে কিন্তু ৳২০০০ র মধ্যে আমার না আসছে কোনো প্যান্ট, না আসছে গেঞ্জি, না আসছে জুতা। কী নিয়ে কি করবো তা বুঝে উঠতে পারছিলাম না। তো <smacks lips> এটা নিয়ে আমি চিন্তার মধ্যে আছি। আসলে কি করা যায় তা যদি আমাকে একটু বলতেন যে বাজেটের মধ্যে কীভাবে নিজেকে একটু স্টাইলিশ করতে পারবো?
হুম। জি, জ্বী অবশ্যই। আচ্ছা। হুম। না, আসলে বুঝতে পেরেছি। যে আপনার যে সমস্যাটা বা, এইযে আপনি এই সমস্যাটা সম্মুখীন হচ্ছেন, শুনে কিন্তু বেশ খারাপ লাগলো। যে আপনি আসলে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি আরেকটু আমাকে বলেন যে, এইযে আপনার স্টাইলটা, মানে আপনি আসলে কোন ধরনের স্টাইল বা, আ পোশাক আসলে পছন্দ করেন? যদি এটা একটু বলেন, তাহলে হয়তো আপনাকে একটু পরামর্শ দিতে সুবিধা হতো।
জি। আ আসলে এইযে আমার যে স্টাইল, জামাকাপড়, পোশাক-আশাকের দিকে যে একটা আমি মানে বিভিন্ন ধরনের জামা থাকে, যেগুলা আমি নিজে থেকে চুজ করি। যখন আমি কেনাকাটা করি, তখন কিন্তু অনেক জায়গায় অনেক রকমেরই জামাকাপড় থাকে, পোশাক থাকে, যেগুলো অ্যা একেকটা একেক ধরনের দাম থাকে। তো আমার জন্য যেটা মনে হয় আমি মনে করি আমার জন্য একটু যে ট্রেন্ডি জামাগুলো থাকে, যেগুলো হচ্ছে অ্যা মানুষজন এর চোখে পড়ে। মানে পড়লে যেন এ্যা যে কালার, রংগুলো, সেগুলো জানি খুবই চকচকে হয় এবং খুবই নতুন, নতুন যেই ট্রেন্ডগুলো থাকে, সেগুলোর জামাকাপড় আমার খুবই ভাল লাগে। এবং কিন্তু যখন এগুলা আমি কিম কিনতে যাই মার্কেটের মধ্যে কোন জায়গায়, তখন দেখি এগুলো খুবই দাম বেশি। তো এইযে আমার যে একটা বাজেট, আমার এই বাজেটের মধ্যে তখন এই জামাকাপড়গুলো কেনা খুবই কষ্টের বিষয় হয়ে যায়। তখন নিজের উপরে না খুব চিন্তাবোধ কাজ করে যে কিভাবে আমি এ এই বাজেটের মধ্যেই জামাকাপড়গুলো কিনবো? যেমন আপনাকে একটা কথা বলি। সে আমি কয়েকদিন আগে আ নিউ মার্কেট, আমাদের এখানে আরেকটি মার্কেট আছে। যেখানে খুব কম দামে ভালো, ভালো জামাকাপড় পাওয়া যায়। তো আমি সেখানে গিয়েছিলাম। গিয়ে হচ্ছে ভাবলাম যে, যেহেতু আমার অন্য জায়গায় জা ওই জামাগুলো খুবই দাম। আমি এখানে এসে যদি কম দামের মধ্যে ভালো কিছু জামাকাপড় পাই, তাহলে সেগুলো নিয়ে আমি বাসায় ফিরতে পারবো। আমার বাজেটের মধ্যে নিজেকে একটা ভালো স্টাইল করতে পারবো। কিন্তু যেখানেই যাই, ঐখানেই দেখি অ্যা ওইযে বললাম না, বাজেটের মধ্যে একটা সমস্যা হয়ে যায়। কারণ টাকা আমি ওইখানেই নিয়ে গেছিলাম অ্যা ৳২,৫০০ র মতো। কিন্তু ওই ৳২,৫০০ র মধ্যে আমার জুতা আসছে আর একটি প্যান্ট আসছে। কিন্তু একটি গেঞ্জি আমি কিনতে পারছিলাম না। কারণ ওই টাকাতে গেঞ্জি যেখানেই দেখি, সেখানেই দাম বেশি এবং যে একটা নিজের স্টাইল হিসাবে যে একটি গেঞ্জি খুঁজবো, ওগুলাও পাচ্ছিলাম না। আর পেলেও সেগুলো খুবই দাম বেশি। মানে আর যেগুলো কম দামেরও ছিল, সেগুলো যেন মানে নিতে ইচ্ছা করছিলো না। কারণ, নিজের একটা স্টাইল আছে, সেগুলা যদি ঠিকমতো নাই করতে পারি, তাহলে তো নিয়ে আমার কোনো লাভ নেই। তো ওই হিসাবে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি যে এখন আমি তাহলে করবোটা কী? কারণ আমার তো একটা বাজেট। এই বাজেটটা আমি বাড়াতেও পারছি না। কারণ, আমার মাসিক ইনকাম মাত্র যেহেতু ৳২৫,০০০। আমি এই ৳২৫,০০০ র মধ্যে আমার বাসা ভাড়া দিতে হয় এবং আমার বিভিন্ন খরচ আছে। এই টুকটাক খরচ করতে, করতেই আমার যেন আ এইযে একটা এ জামাকাপড়, পোশাক-আশাক বা, এইযে স্টাইল করা, এগুলো হচ্ছে না আমাকে দিয়ে। তো এর জন্য যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন যে, আমি কীভাবে একটি বাজেটের মধ্যে আমি যেন ঠিকঠাক মতো সবকিছু কেনাকাটাও করতে পারি এবং আমার জানি টাকাও থাকে, সাথে যেন আমার একটা সুন্দর স্টাইলও নিজেকে করে তুলতে পারি।
হুম আচ্ছা। বুঝতে পেরেছি। হু, হু আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। না আসলে আপনি যে বললেন যে, আপনি চেষ্টা করেছিলেন বা আপনি বলেছেন আপনি গিয়েছিলেন যে, যমুনা আ ফিউচার পার্কে একটু কেনার জন্য। তো সেখানে আপনি আপনার বাজেটে এতটা সংকেট ছিল, যেখানে আপনি পা না পারলেও হচ্ছে, গেঞ্জি কিনতে পারলে, শার্ট কিনতে পারছেন না বা হচ্ছে জুতা কিনতে পারছেন না বা প্যান্ট কিনতে পারছেন না। তো এক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করে দেখতে পারেন। যে আপনি আশেপাশে যে থাকে না অনেক কিন্তু আ অফার চলে বা হরে দেখা যায় যে, এ ডিসকাউন্ট চলে, ও ওইসব জায়গা থেকে কিন্তু আসলে কিনতে পারেন। যে যেখানে দেখবেন যে, অফার চলছে সেখানে। আর বাজেট যেহেতু আসলে আপনার কম, তো সেইখানে এক্কেবারে একসাথে সবকিছু না কিনে, আপনি কিন্তু ধাপে, ধাপে কিনতে পারেন। যেমন ধরুন আপনি এখন হচ্ছে হলে আ আপনি প্যান্ট কিনলেন, তার পরের মাসে হচ্ছে টি-শার্ট কিনলেন, তার পরের মাসে হচ্ছে জুতা কিনলেন। তো এভাবে করে কিন্তু আপনি একটা বাজেটের মধ্যে দিয়ে, একটু মানে আপনার স্টাইলটারেও কিন্তু আসলে মেইনটেইন করতে পারেন। এছাড়াও আপনি কিন্তু এই যে, যেটা বললেন যে নিউ মার্কেটে আপনি যে গিয়েছিলেন আপনি কেনার জন্য। তো সেইক্ষেত্রে সেখানে কিন্তু অনেক সস্তা, সস্তার জামাও কিন্তু আসলে বা প্যান্টও কিন্তু আসলে বিক্রি করে। উম আপনি কিন্তু সেইখান থেকেও চাইলে নিতে পারেন। যদিও আসলে ওগুলো ব্র্যান্ডের হবে না, কিন্তু আপনি কিন্তু ওইগুলো স্টাইল করে যদি না আপনি নিজে পড়েন, আশা করছি আপনার কিন্তু আসলে এই জিনিসগুলো ভালো লাগবে। তো কখনো কি এইরকম কিছু করে দেখেছিলেন?
জি। জি, আ আমি এ এটা কোনদিন এভাবে ভেবে দেখিনি। আপনি যে আমাকে একটি পরামর্শ দিলেন, এটা আমি কখনো করেও দেখিনি। চিন্তাও আসেনি। আ কিন্তু আমি করবো আশা করি কিন্তু আরেকটি জিনিস হচ্ছে আমি একটা আপনাকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে ১ দিন আমার এক আ ছোট ভাইয়ের আ জন্মদিন ছিল। তার জন্য আমি ভাবছিলাম যে এ একটি গিফট কিনে নিয়ে যাবো। এখন গিফটের জন্য তো তখন হচ্ছে এ জামা-কাপড়েরই ভালো অফার ছিল। তো আমি করলাম কি এই চকবাজারে গিয়ে এর আশেপাশে যে ভ্যান গাড়িগুলো থাকে সেগুলো থেকে আমি কম দামের মধ্যে একটি পাঞ্জাবি কিনে নিয়েছি। সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে কিছুটা ছেঁড়া-ফাটাও ছিল কিন্তু মনে করলাম যে বাজেটের মধ্যে যেহেতু হচ্ছে না, তাহলেও এটা দিয়ে চালিয়ে যেতে পারবো। তখন করলাম কি সেটাকে গিফটের মতো র‍্যাপিং করে আমার ওই ভাইটাকে দিয়ে দিলাম। এখন এই বাসায় এসেও নিজের উপর একটি মন খারাপ লাগলো যে কীভাবে এটা করলাম। কিন্তু আমি এটা নিয়ে খুবই দুশ্চিন্তা বোধ করছি যে এভাবে আমার বাজেটটা নিয়ে আমি কীভাবে আগাবো যদি এই অফারের জন্য খুঁজতে থাকি। আমি কোথায় পাবো? কখন পারব? কারণ সবসময় তো এটা থাকে না এবং আমি তো কাজের মধ্যেও থাকি খুব। তো কখন সময় বের করে এভাবে অফার বা এই যে একটা কেনাকাটার যে একটা চাপ এবং এই যে বাজেটের মধ্যে, যে একটা স্টাইল করা এটা যে কীভাবে কি করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এর জন্য যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন যে আমি আমার এই টাকার মধ্যে কীভাবে মানে সবাইকে একটি গিফট এবং এই যে আমার নিজের একটা কেনা-কাটা এবং একটা স্টাইল করা এবং মনের মতো যেন একটি ভালো শপিং করতে পারি। সেটা কই থেকে বা কীভাবে করলে কখন করলে আমার জন্য একটু ভালো হবে যেটা যদি আপনি আমাকে কিছু একটু শ শর্টে বলে দিতেন তাহলে ভালো হতো।
হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। অবশ্যই। আপনি কিন্তু সেইক্ষেত্রে যেহেতু বা ডিসকাউন্ট যেসব দোকানে দেয়, সেইসব দোকানে কিন্তু আসলে দেখতে পারেন। বা, এইযে সেকেন্ড হ্যান্ড যে, ঐগুলো। অনেক জায়গায় আছে আ সেল দিচ্ছে বা, সেকেন্ড হ্যান্ড, এইগুলো কিন্তু বিকল্প হিসাবে বা, সাশ্রয় হিসাবে কিন্তু আপনি পরে দেখতে পারেন। এছাড়াও আপনি কিন্তু এইযে মানে দেখা যাবে যে যখন আপনি একটা কোনো কিছু কেনাকাটা করবেন, যেহেতু আপনার বাজেটে একটু সংকট, তার আগে কিন্তু একটা প্ল্যান করে নিতে পারেন বা, কা তার কিছুদিন আগে থেকে আপনি যদি টাকাটা জমানো শুরু করেন। যে আপনি আবার বললেন যে, গিফট করা ব্যাপারটা। তো কিছুদিন আগে থেকে যদি টাকাটা আসলে আপনি জমানো শুরু করেন, এইক্ষেত্রে কিন্তু আপনি যখন গিফট দিবেন বা, আপনার যখন আসলে পর এইরকম প্রোগ্রাম পড়বে বা, আপনার নিজের আ কিছু আসলে কিনতে ইচ্ছা করবে, তখন কিন্তু আপনি আ সেই লিস্টের মাধ্যমে বা, এইযে বাজেটের মধ্যে কিন্তু আপনি আসলে কিনতে পারবেন। যেহেতু আপনি আগে থেকে আসলে টাকাটা জমাচ্ছেন। এছাড়াও আপনি যখন বাজেট করবেন, তখন কিন্তু একটা প্ল্যান করে নিবেন। আর এটাও কিন্তু শপিং লিস্টের দেখে নিবেন যে, যেসব জিনিস আপনার আসলে একদমই দরকার নেই, বাত ঐ মুহূর্তে আপনার লাগছে না, ঐটা পরে কিনলেও হবে। তো এইরকম অযথা যদি কোনো কিছু থাকে, সেটাও কিন্তু আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন। তো এভাবে করে বাজেট খুঁজলে, মানে বাজেট করলে আপনি কিন্তু বাজেটের মধ্যেও আপনার যে পছন্দের স্টাইল, সেইটা কিন্তু করতে পারবেন বা, আপনি কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো আসলে করে দেখতে পারেন। তো আশা করছি এটা কিন্তু আপনার জন্য আসলে ভালো হবে।
জি। জি। জি, আপনি যে চমৎকার আমাকে পরামর্শ দিলেন, এইটা আমি অবশ্যই চেষ্টা করবো করার জন্য। আমি এখন থেকে চেষ্টা করবো কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে আমি বাজেটটা একটু বাড়িয়ে ভালো কাছেও মানে ভালো কিছু কেনাকাটা করতে পারি। সেইটা দিয়ে নিজের স্টাইলও হবে। মন মতো গিফটও হবে। এরজন্য আপনাকে খুবই ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।
আপনার জন্যও শুভকামনা রইলো, ভালো থাকবেন।